আমার না, আ কিছু জিনিস সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে তো এগুলোর মধ্যে একটা হচ্ছে যে, আমি যখন কোন ভুল করে থাকি আর বেশিরভাগ সময় সেটা যদি কারো সামনে ভুল করে থাকি তাহলে আমার মানে এটা এত খারাপভাবে আমাকে মানসিকভাবে, আম প্রভাব ফেলে। এটা হচ্ছে আমি মানে বের হতে পারি না। এমনও হয় যে
আচ্ছা। হুম। আচ্ছা।
এমনও হয়েছে যে অনেক বছর আগে আমি কোন ভুল করেছি, আ মানুষের সামনে, জনসম্মুখে। সেটার কারণে আমি পরে হচ্ছে মানে এখন পর্যন্ত সেটা নিয়ে চিন্তা করি বা এমনও হয় যে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি আ হঠাৎ করে এসব মানে flashback আসে আমার মাঝে, আমার কাছে। আমার কাছে মনে হয় যে মানুষ এসব ব্যাপার নিয়ে চিন্তা করছে আ হাসাহাসি করছে। তো, আম মানে এই ব্যাপারগুলো যখন আমি চিন্তা করি আমার কাছে নিজেকে অনেক ছোট মনে হয়, অনেক আ দুর্বল মনে হয় আসলে তো
হুম। আচ্ছা। হুম। আচ্ছা।
এগুলো যে মানে বারবার যে হচ্ছে, বারবার যে আমি flashback পাচ্ছি মানে এমনও অনেক, আ মানে অনেক ভুল হয়েছে জনসম্মুখে যেগুলোর কারণে হচ্ছে, আ মানে আমার মানসিকভাবে আমি বলতে পারি যে অনেক চাপের মধ্যে ছিলাম বা এখনো আছি। তো এসবের কারণে না আমি মানে এই যে নিজেকে ছোট লাগা বা দুর্বল মনে করা এই ব্যাপারটা থেকে আমি বের হয়ে আসতে পারি না। তো সেটা আসলে কিভাবে করা যায় বা কি করলে আমি এরকম চিন্তাভাবনা বা এরকম mentality থেকে বের হয়ে আসতে পারবো? একটু যদি বলতেন আমাকে এই ব্যাপারে।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আপনার কথা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি বিষয়গুলো নিয়ে বেশ চিন্তিত। যার কারণে আসলে আপনার মানসিক শান্তিটা কিন্তু ফিরিয়ে আনা দরকার। তো আপনি যদি আমাকে বিষয়গুলো একটু খুলে বলতেন যে, এই সমস্যাগুলোর ব্যাপারটা কখন থেকে শুরু হয় আর আপনার কাছে কেনই বা এতটা কষ্টের মনে হচ্ছে?
আচ্ছা, এটা উ আমি বলতে পারি সবসময়ই আমার মাঝে ছিল। আর আ মানে এটা হচ্ছে যে ছোট থেকেই আমি খেয়াল করেছি আম আমি যখন কোনো ভুল করতাম, তখন মানে সেটা যদি নিজের মাঝেও হয়ে থাকে, আমি হচ্ছে মানে খুবই অ মানে নিতে পারতাম না। আমি আসলে সহজভাবে ব্যাপারটা মেনে নিতে পারতাম না। তো যেটার কারণে আমি যখন পরবর্তীতে আ জনসম্মুখে বা কারো সামনে বা friend-দের সামনে কোনো কোনো কিছু ব্যাপারে ভুল করেছি, সেটার কারণে হচ্ছে ওই যে মানে মেনে না নেয়ার ব্যাপারটা, বা ওরা কি চিন্তা করছে, এই ব্যাপারগুলো আমার মাথায় ঘুরতে থাকে। এটা সবসময়ই ছিল আ আমার মাঝে। আর মানে হঠাৎ করে যে হয়েছে, এমন না। এখনো কিন্তু এই ব্যাপারটা আছে। আর এই খারাপ লাগাটা আসলে মানে খারাপ লাগাটা বলতে কি, দুর্বলতা কাজ করে। আমার মনে হয় আমি অনেক দুর্বল, আমি অনেক ছোট, এরকম মনে হয় আমার।
আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। দেখেন এই ব্যাপারগুলো কিন্তু আসলে হতেই পারে। যেহেতু আসলে এটা বেশ আপনার পুরনো একটা অভ্যাস। তো বিষয়টাকে নিয়ে যদি আপনি একটু কাজ করা কিন্তু জরুরি হয়ে গেছে। কারণ দিনশেষে কিন্তু আসলে ভুল হতেই পারে, তাই না? তো ভুলের ব্যাপারে যদি আসলে মানুষ ভুল মনে করে তখন কিন্তু সেক্ষেত্রে ব্যর্থতার ব্যাপারটা কিন্তু বেশ বেরিয়ে আসে। তো আপনি কি বিষয়টাকে সবসময় ব্যর্থতা হিসেবেই নিতেন?
হুম। হুম। আমি আসলে সবসময় ব্যর্থতা হিসেবেই নিতাম। আমার কাছে মনে হতো যে আম আমি যদি কোন ভুল করে থাকি সেটা হচ্ছে আমার একমাত্র আমার ব্যর্থতা। এটার আ কারণে, এটার পেছনে আর কারোর হাত নেই বা শুধু আমার আ দুর্বলতার কারণে বা আমার গাফিলতির কারণেই ভুলটা হচ্ছে বা এই ব্যর্থতাটা হচ্ছে এরকম মনে করতাম আমি।
আচ্ছা। উ হুম। আচ্ছা। না দেখেন, ব্যর্থতা মনে করার ব্যাপারটা কিন্তু আসলে আপনাকেই ভাবতে হবে যে আপনি বিষয়টা কিভাবে নিচ্ছেন। আপনি যদি জিনিসটাকে ব্যর্থ হিসেবে নেন তখন কিন্তু আসলে আপনি শিখতে পারবেন না। আর মানুষ কিন্তু ভুল করবে। ভুল থেকে মানুষজন শিখবে। এরকম মানসিকতা যখন আসলে একটা মানুষ রাখে তখন কিন্তু এই ভুলগুলো কিন্তু আর ২য় বার হয় না। তো বিষয়টাকে এভাবে কি positively কখনো ভেবেছেন?
হুম। আম না, আমি আসলে এভাবে কখনো ভাবিনি। কারণ ওই যে মানে উ আমার ছোট থেকেই না এক ধরনের চিন্তাভাবনা এরকম ছিল যে আমার ভুলটাই আমার ব্যর্থতা। তো positively আমি কখনো নিতে, নেয়ার চিন্তা করিনি। আ আসলে এভাবে কেউ কখনো আমাকে মানে বুঝিয়ে বলেনি এই ব্যাপারটা। তাছাড়া ওই ব্যর্থতা থেকে যে আপনি মানে বললেন ব্যর্থতার ব্যাপারে, আমি সেটাকে কখনোই আ positively নেই না। আমার কাছে মনে হয় যে ব্যর্থতা একমাত্রই আমার, আম আমার নিজস্ব দুর্বলতা, আমার নিজস্ব ভুলের কারণে হয়েছে। আ এটাকে আমি আসলে সবসময় নিজের উপরই চাপিয়ে নিই। তো এটা আসলে মানে আমি কখনো না আসলে positively নেইনি, নিতে পারিনি। আর আমার কাছে মনে হয় positively নেয়াটা আমার জন্য খুবই কষ্টের হবে। এটা কিভাবে আসলে মানে এই mentality থেকে বেরিয়ে আসা যায়? মানে কি করলে আমি হচ্ছে আ বু দুর্বলতা থাকতে পারে মানে ব্যর্থতার কথা আপনি যেটা বললেন ব্যর্থতা থাকতে পারে আমি মানি। কিন্তু ওই যে পরক্ষণে যে নিজেকে দুর্বল মনে করা এই ব্যাপারটা কিভাবে আমার কাছ আমার মধ্য থেকে সরাবো আমি?
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। দেখেন, বিষয়টা যদি আপনি একটু positively চিন্তা করার ব্যাপারটা আগ্রহের সাথে শেখার চেষ্টা করেন। কারণ দেখেন ব্যর্থতা কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের জীবনে আছে। তো সবাই যদি আসলে ব্যর্থতাকে ব্যর্থতা হিসেবে নেয়, তো পৃথিবীতে নতুন কিছু বলে যে ব্যাপারটা এটা কিন্তু আসলে কখনোই আসা সম্ভব ছিল না। সেটা নিউটনের থিওরি হোক বা দেখা যেতে পারে একটা মানে building এর structure হোক, মানুষ কিন্তু ভুল করতে করতেই শিখেছে, তাই না? এই বিষয়ে যে positive mentality যে যেহেতু আসলে অন্য মানুষরা রাখতে পেরেছে, আপনিও কিন্তু বিষয়টা পারবেন। সব সময় যে আসলে ব্যর্থতা মানে যে আসলে জীবন শেষ, ব্যাপারটা কিন্তু এমন না। মানুষ যদি আসলে এইভাবে বিষয়গুলো দেখার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আসলে তার মধ্যে positive যে mentality-র ব্যাপারটা এটা কিন্তু আস্তে, আস্তে আসে, সবার ক্ষেত্রে কিন্তু থাকে না। তো কখনো কি এইভাবে ভেবে দেখেছেন?
হুম। উম, হুম। উম, হুম। আম না, আমি আসলে এভাবে কখনোই ভেবে দেখিনি। আসলে হয়েছে কি, আমার কাছে মনে হয় যেটা যে, আম ছোট থেকেই আমার কোনো ভুলের কারণে আমাকে হচ্ছে অনেকভাবেই criticize করা হতো বা ছোট করে কথা বলা হতো। যেটার কারণে আমার কাছে এখন মনে হচ্ছে যে, এটা এক ধরনের বড় একটা প্রভাব ফেলেছে। যেমন ধরেন, আ আমার এখনো মনে আছে আমি, আ class আ যখন 2 তে ছিলাম না 3 তে ছিলাম। আমি একটা subject এ fail করি। আ আমি math এ fail করি। তো সেটার কারণে, fail করার কারণ হচ্ছে যে, আমি খুবই অসুস্থ ছিলাম। আ আমি ঠিকমতো পরীক্ষা যে দিবো, অ্যা সেটার মতো অবস্থা আমার ছিল না, কিন্তু তারপরও আমি দিয়েছি। আ আর সেটার কারণে মানে আমি ঠিকমতো দিতে পারিনি যদিও দিয়েছি, আ আর আমি fail করেছিলাম। তা কিছু mark এর জন্য fail করেছিলাম। তারপর থেকে আমাকে বাসায় হচ্ছে, বাসায় আ আবার আমার বন্ধুমহল থেকেও বিভিন্ন ধরনের কথাবার্তা শোনানো হয়। আমি ছোট ছিলাম। তো এসব ব্যাপার আসলে আমি কিভাবে নিবো? এটা আসলে আমি কখনো চিন্তা করিনি। আমি সবসময় এ ব্যাপারটাকে হচ্ছে নিজের ভুলের আ জন্য হয়েছে এমনটাই মেনে নিয়েছি।
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা।
তারপর এটার কারণে যে, আ দুর্বল মনে করা নিজেকে, সেটাও আমার কাছে মনে হয় ওই criticism এর ভয় থেকেই এসেছে। আ criticize মানে দুর্বল ছিলাম বলেই হচ্ছে আ আমি এরকম চিন্তাভাবনা করি বা positively নেই না, এটা আমার কাছে মনে হয়। আর তাছাড়া মানে যখন আমি কোনো ভুল করি বা কোনো ব্যাপারে ব্যর্থ হই, আমার কাছে সবসময় ওই ব্যাপারটাই ফিরে আসে যে, আ পরিবার কি বলবে? বা আমার friend রা কি বলবে? কাছের মানুষ কি বলবে? এই ব্যাপারটা না সবসময় মাথায় ঘুরতে থাকে। সেই থেকে আমার কাছে মনে হয় যে, <smacks lips> আ দুর্বলতাটা চলে আসে আমার মধ্যে বা ছোট মনে হয় নিজেকে।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। দেখেন সমালোচনার ব্যাপারটা ছোটকালে যেইভাবে গ্রহণ করা যেতে পারে আর বড়কালে যেভাবে বিষয়টা আসে, সব সময় কিন্তু বিষয়টা একই রকম না। ছোট বাচ্চারা বিষয়টা নিয়ে চিন্তা করবে এবং তার মধ্যে আসলে guilt feel-টা হবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। যেহেতু আসলে সময়টা পরিবর্তন হয়েছে, আপনার বয়সটা বেড়েছে। আপনি যদি আপনার আশেপাশের ব্যাপারগুলো যদি লক্ষ্য রাখেন যে সবাই কিন্তু বিষয়গুলো থেকেই কিন্তু শেখে, তাই না? তো সব সময় যে আপনি বিষয়গুলোকে আপনি অ্যা নিজের মধ্যে রেখে আপনি নিজেকে কষ্ট দিবেন এই চিন্তা করাটা কিন্তু আসলে বাদ দিতে হবে। সেক্ষেত্রে আসলে তীব্র সমালোচনার ব্যাপারটা কিন্তু আসতেই পারে। সেক্ষেত্রে উম positive mentality যদি আপনি তৈরি করতে পারেন। যে সবকিছু ভুল মানে আসলে সবকিছু শেষ না। সব ভুল মানে নতুন করে শেখা। বিষয়টাকে যদি আপনি ভালোভাবে নেন ভালো ফলাফল আসবে। আর যদি আপনি বিষয়টা এইভাবে নেন যে ভুল মানে আসলে আপনি শেষ, আপনার সবকিছু অ্যা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আসলে positive mentality কিন্তু আসে না। তো ব্যাপারটাকে কিন্তু আপনাকে এইভাবে ভেবে দেখতে হবে। যেহেতু আসলে বয়স বাড়ে। বয়স বাড়ার সাথে, সাথে কিন্তু অভিজ্ঞতাটাও হয়। তো সেক্ষেত্রে বিষয়টাকে কিন্তু আসলে একটু সহজভাবে কিন্তু নিতে হয়। বিষয়টা কি কখনো ভেবে দেখেছেন?
হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম, হুম। না, আমি আসলে আ সহজভাবে কখনো নিতে শিখিনি। আপনি ভালো কথা বলেছেন। আ এটা সহজভাবে যে নিবো এরকম আসলে মেন্টালিটি কখনো হয়নি আর চিন্তাও আসলে করিনি আমি। আপনি বেশ ভালো একটা কথা বললেন। আমি আসলে খুবই না সিরিয়াসলি নিয়ে নি সবকিছুকে। সেটা ভুল হোক আ আ মানে আমি আসলে আ মানে ভুলের ব্যাপারটাই খুব সিরিয়াসলি নিয়ে নি। আমার কাছে মনে হচ্ছে যে, আমি কখনো নিজের সাফল্যকে এত সিরিয়াসলি নিই নি বা এত পাত্তা দিইনি ব্যাপারগুলো নিয়ে। কিন্তু যখনই ভুল হয় আমি খুবই জাজ করি নিজেকে। নিজেকেই জাজ করি বা মানুষের চিন্তাভাবনা থেকে আমি নিজেকে জাজ করি। মানুষের পারস্পেক্টিভ থেকে চিন্তা করার চেষ্টা করি যে, আ ব্যর্থতাটা কিভাবে আ দেখছে ওরা। এই ব্যাপারটা আমি চিন্তা করি। আর আপনি আসলে ঠিকই বলেছেন জি বলুন।
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। দেখেন মানুষকে নিয়ে হুম দেখেন মানুষকে নিয়ে যদি আপনি চিন্তা করেন সেটা কিন্তু খুব আ কঠিন একটা ব্যাপার। কারণ সব মানুষ যে আসলে ভালো বলবে বা আপনাকে নিয়ে সমালোচনা করবে না এই বিষয়টা কিন্তু আসলে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু বেশ আ বলা যেতে পারে শান্তি ফিরিয়ে আনার যে ব্যাপারটা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ব্যাঘাত ঘটায় কিন্তু এভাবেই।
হুম। হুম। ঠিক বলেছেন আপনি। এটাই আসলে ঠিক। আর তাছাড়া এই যে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারটা এটা মানুষের হাতে ছেড়ে দিলে বা মানুষ কি চিন্তা করছে এ ব্যাপার এ ব্যাপার নিয়ে খু মানে চিন্তা করলে আসলে শান্তি থাকবে না। ঠিক বলেছেন আপনি। আমি আসলে চে চেষ্টা করবো সব ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে নিতে আর নিজের ব্যর্থতাকে শেখার একটা, আম শেখার সুযোগ হিসেবে নিতে চেষ্টা করবো আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে আমার কথা আ শুনলেন। আমাকে বুঝিয়ে বললেন। অনেক ভালো কিছু উপদেশ দিলেন। আশা করি আমার অনেক কাজে আসবে। আর তাছাড়া ওইযে সমালোচনা থেকে কিভাবে আমি মানসিক শান্তি ফিরিয়ে আনবো বা কিভাবে সহজভাবে নিবো এটাও আমার কাছে মনে হচ্ছে অনেকটা সহজ হবে আমার জন্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
হুম। অবশ্যই। হুম। আচ্ছা। হুম। আপনার জন্য অসংখ্য শুভকামনা। আশা করি আপনার জীবনটা ভালো হয়ে যাক। ভালো থাকবেন।